হ্যাঁ, হ্যাঁ। ১ম এ হচ্ছে আপনি যেটা বললেন যে বাঁশের খাবার। আমার মনে আছে চিটাগং এর হচ্ছে একটা মানে কাপ্তাই বাঁধের ভেতরে একটা পাহাড়ের উপরে একটা Restaurant ছিলো। সেখানে গিয়ে ওখানে বাঁশে একটা চিংড়ি মাছের খাবার দিলো, নাম ছিল 'হুরুগুদাইয়া।' আ আমার নামটা এখনও মনে আছে, cause আমি ওটার লিখে জি, আমি লিখে নিয়ে ছিলাম। আ YouTube এ সার্চ করে পাবেন হুরুগুদাইয়া। ওটা হচ্ছে Boneless মানে চিকেনের থেকে Bone গুলো ছিঁড়ে ফেলে সেটাকে ভো মানে, আ Ginger কাঁচা ঝাল, আদ মানে আদা, কাঁচা ঝাল এবং আরও কিছু দিয়ে ভর্তা করে then সেটাকে সিদ্ধ করে একটা খাবার তৈরি করে। এত টেস্টি! ওরা literally কোনো তেল ইউজ করছে না জাস্ট হচ্ছে মানে হেলদি খাবার জিনিসপত্র দিয়ে জিনিসটা করছে।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। নামটাও অদ্ভুত অনেক। আচ্ছা। উ আলাদা কো হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি বুঝতে পেরেছি, পুরোটাই হেলদি অনেক।
হ্যাঁ, অসাধারণ।
আসলে। ওনাদের খাবার-দাবার আসলে অনেক বৈচিত্র্যময়, দেখে অবাক হওয়ার মতোন।
হুম। তো আপনার কী কোনো খাবারের এরকম অভিজ্ঞতা আছে যেটা আপনাকে বেশ চমকে দিয়েছিল, এরকম?
এরকম। না আসলে, আ আমি খুব কম খাবার ট্রাই করেছি। তবে ওনাদের খাবারগুলো দেখেছি। কারণ ভ্রমণে একটা ব্যাপার থাকে না? যে অসুস্থ হয়ে যাওয়ার, সেক্ষেত্রে তো মজাটাই মাটি হয়ে যাবে। আমি অবশ্য এদিক থেকে খুব একটু স্বাস্থ্য সচেতন বলা যায় <chuckles> বা খাবার-দাবার একটু বেছে খাই, এরকম।
আচ্ছা। হ্যাঁ। রাইট, রাইট। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আমার উল্টা আরকি।
তো সেক্ষেত্রে আমি শুধু উপভোগ করেছি। <chuckles> সেক্ষেত্রে আমি শুধু উপভোগ করেছি, ওনাদের খাদ্যাভ্যাস এগুলো পর্যবেক্ষণ করেছি, এ এইখান থেকেই শুধু। কিন্তু যে নিজে ট্রাই করব এটা আমি খুবই কম করেছি। যে আ আনন্দ করতে এসেছি, আনন্দ করি। আবার বেশি ইন্টারেস্ট আবার ভালো না। সেক্ষেত্রে অসুস্থ হয়ে যাওয়ার লক্ষণ থাকে, সম্ভাবনা থাকে। হ্যাঁ, এইগুলো।
বুঝতে পেরেছি। বুঝতে পে <chuckles> অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমার কিন্তু চিন্তাভাবনাটা ছিলো উল্টো। যেহেতু আমি হচ্ছে মানে যেকোনো কিছু খেয়ে হজম করতে পারি বলে আমার একটা খ্যাতি আছে। আমার target থাকে আমি যেখানে যাব সেখানে যে লোকাল যে খাবার, যেমন দার্জিলিং এ গিয়ে দার্জিলিং এর যে লোকাল খাবার ছিল, 'ফো' না কী একটা নাম। ওটা হচ্ছে আমাদের আ Ramen এর মতো একটা Dish আরকি। তো খুবই জঘন্য খেতে। ওরা কেনো খায়? আমি ঠিক জানি না। বাট আমি খেয়েছি, আমি ওদের তিন যে ৩ টা জায়গায় ডিফ্রেন্ট, ডিফ্রেন্ট খেয়েছি, ফো। ৩ টা খাবারই খো মানে ৩ টাই একই রকম জঘন্য ছিল। ও আমি ওদের সামনে বলে এসেছি খুবি ভালো বাট আমার একদম ভালো লাগে নাই। বাট আমি খেয়ে স্টিল খেয়েছি। পুরোটাই খেয়ে এসেছি মানে ওদের সামনে ওদেরকে অসম্মান করা হবে ভেবে আমি পুরোটাই খেয়ে এসেছি। কিন্তু ভালো ছিল না আসলে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। <chuckles> উ হু। আচ্ছা, আচ্ছা। উম <chuckles> আচ্ছা, অভিজ্ঞতা খুবই বাজে। আ ও আচ্ছা, আপনি